জ্বি। আসলে এটার জন্য সবথেকে বড় কারণ হচ্ছে আমার অ ঘুমের আসলে নি আ অনিয়মিতা। কিংবা আমি বলব আসলে আ আমি প্রপারলি ঘুমাতে পারি না। কিংবা আসলে সেটি আ বলব কিছুটা আমারই আসলে আ প্রবলেম আছে যে আমি প্রপারলি আসলে আগে যেরকম একটা টাইম এ আ ঠিকঠাক মত ঘুমাতাম কিংবা হচ্ছে যেটি হত যে আ ফোন স্ক্রিন টাইম সবকিছু ঘুমের ১-১.৫ ঘণ্টা আগে থেকেই আমি আসলে অফ করে দিতাম। প্রপারলি একটা সার্টেন টাইম এ আমি ঘুমাতে যেতাম। কিন্তু এখন যেটি হচ্ছে দেখা যায় যে হয় কাজের পারপোজ এ কিংবা আসলে অনেক সময় অলসতার বসে কিংবা আ স্ক্রিন টাইম দেখতে গিয়ে আমি যেটা হয় যে আসলে আমি খুব রাত করে ফেলি। আবার অনেক সময় দেখা যায় যে ঘু ঘুম আসছে না। শুধু, শুধু শুয়ে, শুয়ে হচ্ছে স্ক্রল করছি। শুধু, শুধু জিনিস দেখছি। আ যেই কারণে আমার ঘুমাতে, ঘুমাতে দেখা যাচ্ছে যে খুবই রাত হয়ে যাচ্ছে আবার সকাল বেলা আমাকে যেহেতু আমার কর্মক্ষেত্র আছে, সেখানেও আমাকে সকালে উঠতে হচ্ছে। আর এই ব্যাপারগুলো নিয়ে দেখা যাচ্ছে আমার প্রচন্ড মেজাজ খিটখিটে হয়ে থাকে। সকালে যেহেতু একটা প্রপার ঘুম হয় না। আ ঘুম থেকে উঠার পরেও আমার কাছে মনে হয় যে আসলে আমি প্রচন্ড পরিমাণে ক্লান্ত। এখন আমি আসলে এটাকে কি করবো, কিভাবে ঠিক করব, কোত্থেকে শুরু করলে আসলে আমার জন্য ভালো হবে আমি সেটাই বুঝতে পারছি না।
আহা! আচ্ছা। হু, হু। আচ্ছা। ওহহো! হু, হু। আচ্ছা। হু, হু। এ দে দেখুন নিজের উপর এতটা চাপ নিবেন না। যেহেতু আপনি সমস্যাটা ব ধরতে পেরেছেন। আমার মনে হয় সমাধানটাও আমরা একটু আলোচনা করলে বের করে ফেলতে পারব। আর এইযে আপনি বললেন যে আপনার কর্মক্ষেত্র আছে। তো এইযে ঘুম থেকে একটু দেরি করে ওঠা বা অনিয়মিত একটা রুটিন। এটার কারণে কি আপনার কর্মক্ষেত্রে কোনো ধরনের নেতিবাচক প্রভাব লক্ষ্য করছেন কি?
জ্বি, অবশ্যই। হ্যাঁ আসলে যেটা হচ্ছে কি এখন ইদানিং আ আমি দেখছি যে আগে যেরকম হচ্ছে যেকোনো একটা কাজ আমি খুব সুন্দর করে স্মুথলি শেষ করে ফেলতে পারতাম কিংবা একটা কম টাইম এ যেই কাজটা আমি একটা যদি কাজ ১ ঘন্টায় করতে পারতাম। এখন দেখা যাচ্ছে সেই কাজটা করতে আমার ১.৫-২ ঘণ্টা কখনো, কখনো এরকম হচ্ছে যে আমি আসলে জিনিসটা আ ফাইন্ড আউট ই করতে পারছি না। কিংবা আসলে আমার কাছে মনে হচ্ছে আমাকে দিয়ে হবেই না। আ একটুতেই বিরক্ত লাগছে। এ কিংবা আমাকে যখন কোনো একটা কাজ অ্যাসাইন করা হচ্ছে আমাকে দেখেই মনে হচ্ছে আল্লাহ এত ডিফিকাল্ট কেনো কিছু দিছে। কিন্তু আমি জানি জিনিসটা খুবই একটা নরমাল একটা ব্যাপার। কিংবা এই জিনিসগুলোর সাথে আমি খুবই ইউস টু এগুলো আমার ক্রাইটেরিয়া তেই পড়ে। আমি এইযে কাজগুলোতে খুবই এক্সপার্ট। কিন্তু এখন যখন দেখছি তখন আমার কাছে মনে হচ্ছে যে আসলে আ আমার ব্রেইন ফ্রোজ হয়ে যাচ্ছে। আমি কোনোভাবেই আ সেগুলোর সাথে সেগুলো কোপ আপ করতে পারছি না। আর আরেকটা মেজর যে ইস্যু দেখছি আ আসলে আমি বলব যে আ আমার মেসেজটা যেহেতু খিটখিটে হয়ে থাকছে। আশেপাশের মানুষ আসলে আমাকে যাই বলছে না কেনো আমি আ কোনোভাবেই সেটাকে আসলে পজিটিভলি নিতে পারছি না। আ দেখা যাচ্ছে সেটা কলিগ হোক কিংবা বাসার মানুষ হোক, মা প্রিয়জন হোক, যেই হোক। মানে যাই বলছে কেনো জানি আমাকে মনে হচ্ছে যে আমাকে ইনটেনশনালই কেউ হচ্ছে গিয়ে অ্যাটাক করে কথা বলছে কিংবা আসলে আমাকে taunt দিয়ে কথা বলছে। এই জিনিসটাও আমার মাথায় প্রচণ্ড ঘুরেছে।
হুম, হুম। আহা! হু, হু। আচ্ছা। উহু, উহু। উম আচ্ছা। ওহহো! হুম, হু, হুম। বেশ!